১ম তো আমার হচ্ছে কি, কি এই যে বললাম, যে ১২ বছর এক স্কুলে কাটিয়েছে। তার আগে আমরা যেখানে হ্যাঁ, আমরা যেখানে, হ্যাঁ, আমরা যেখানে থাকতাম সেটার কাছেই একটা স্কুল ছিল। ঠিক আছে? মানে হয় না যে, এলাকায় যেই স্কুলটা থাকে ১ম এ সেখানে ভর্তি হয়েছিলাম। ভর্তি হয়ে তার আ তারপরে হচ্ছে গিয়ে আমি পরবর্তীতে যেই স্কুলে আসি সেই স্কুলে ভর্তি হয়েছি, যেখানে আর কি ১২ বছর ছিলাম। তো সেই স্কুলে ভর্তি হওয়ার আগে একটা দোটানায় ছিলাম যে, এই স্কুলে যাবো, নাকি ওই স্কুলে যাবো? তো ১ম যেই স্মৃতিটা আছে আমার মানে উম এই স্কুল নিয়ে। আমি হচ্ছে গিয়ে আগের স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছি
না, সেটা তো ঠিক। আচ্ছা। আচ্ছা, বলেন আমাকে। ছিলেন, হ্যাঁ। <chuckles> হচ্ছিলেন, হ্যাঁ।
ঠিক আছে? তৈরি হচ্ছে আমাকে আমার ফুপু তৈরি করে দিচ্ছেন। অ্যা মানে জুতা পরিয়ে দিচ্ছেন, জামা পরিয়ে দিচ্ছেন, এ এমন একটা সময়। এমন একটা সময় আমার আম্মু এসে বলল কি? "তোমার তো আজকে থেকে এই স্কুলে যেতে হবে না। তোমাকে একটা নতুন স্কুলে যেতে হবে।" হ্যাঁ?
তারপর? আ ওটাও কি আসলে পাশেই ছিল আপনার?
না, সেটা আবার অনেক দূরে ছিল। মানে নতুন স্কুলটা। কা হয় না যে মেয়েদের হ্যাঁ মেয়েদের স্কুল, এই স্কুল টা ভালো, তারপর ছেলেদের এই স্কুল টা ভালো। এভাবে কিন্তু আমরা যেখানে থাকতাম
বিষয়টা কিন্তু আসলে কষ্টকর ও, হ্যাঁ। না, এইটা তো আসলে থাকে, হ্যাঁ।
হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার বড় বোন যেহেতু ওই স্কুলেই পড়ত। তো স্বাভাবিকভাবে আমার বাবা-মা চেয়েছেন যে, আমিও যেন আমার বড় বোনের স্কুলেই যেতে পারি। ঠিক আছে?
মানে আসলে যাতায়াত ব্যবস্থাতাও আসলে মানে একই হয়, এ এমন কিছু। এইজন্যে তো?
হ্যাঁ, হ্যাঁ। তাতে একই হয়ে যাচ্ছে। দে কারণ বড় বোনের সাথে, সাথে আমিও যেতে পারছি। একই স্কুলে তাহলে সমস্যা হচ্ছে না। আব এ ফেরার ক্ষেত্রেও আমি আমার আগে ছুটি হলেও, আমি অপেক্ষা করে বড় বোনের সাথেই চলে আসছি। সেক্ষেত্রে হয় কি? খরচটাও কিন্তু কমে যাচ্ছে। এবং কেউ না কেউ হয়তো আমাদের নিয়ে আসছে। এই যে স্মৃতিটা
না সেটা তো ঠিক। হ্যাঁ। চমৎকার বিষয় আসলে। না, সেটা তো আসলে ঠিক, হ্যাঁ। না, বিষয়টা কিন্তু আসলে মানে আপনার যে স্মৃতিটা, এটা আসলে অর্থবহ বলা যায়। কারণ আপনি দেখা যাচ্ছে, একটা স্কুলে ভর্তি হয়েছিলেন। যেটা আসলে দেখ বলতে বলা যায় যে, আসলে আপনার বাসার পাশে। কিন্তু সেক্ষেত্রে আসলে আপনি যখন জিনিসটা আসলে অভ্যস্ত হচ্ছিলেন, ঠিক তখনই আসলে আপনার যে স্মৃতির ব্যাপারটা নাড়া দিয়েছে। আপনাকে কিন্তু আসলে স্কুল পরিবর্তন করতে হয়। দেখা যাচ্ছে, আপনি কিন্তু ওটা চেয়েছিলেন না। মানে মনে চেয়েছিল না যে, "আমি আসলে স্কুলটা পরিবর্তন করি।" তারপরেও কিন্তু আসলে মানে যে ব্যাপারটা হয়। এইটা আসলে আপনার বড় বোন যেহেতু দূরের ওই স্কুলে পড়তেন। তো সেক্ষেত্রে আসলে আপনার বাবা-মা অনেক কিছু চিন্তা করে কিন্তু, আপনাকেও ওই স্কুলে দিয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে, আসলে খরচটাও কমছে। আবার দেখা যাচ্ছে যে, সেফটি র ব্যাপারটা, এটাও কিন্তু আসলে টিকে থাকছে। কারণ বড় বোন যেহেতু পড়ছে, বিষয়টা কিন্তু আসলে আপনার জন্য সাহায্যকর। তো সেক্ষেত্রে আসলে একটা ব্যাপার কিন্তু থাকে। মানে বিশেষ করে শিক্ষক, বা শিক্ষিকার ব্যাপারটা। তো আপনার জীবনে কোনো বিশেষ শিক্ষক, বা শিক্ষিকা আছেন? যিনি আসলে আপনাকে বেশি পছন্দ করতেন? বা যেটা আসলে আপনার জীবনকে প্রভাবিত করেছে?
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একদম, একদম। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। স্কুল পরিবর্তন করতে হয়। একদম, একদম। জি, জি, জি।

হ্যাঁ, আমার যে স্কুলে যে বললাম, যে স্কুলে যে বন্ধুগুলো তৈরি হয়েছিল, হ্যাঁ? তাদের প্রভাব কিন্তু আমার জীবনে এখনো আছে। আ এমনও হয় কি? যে, দেখা যায় যে ও কখন মানে, তখন তো বয়স অল্প, স্কুলের বন্ধুকে মানে বান্ধবীকে কে হারাতে চায়? যে হ্যাঁ, ওইযে তখনই কিন্তু ওইযে বেস্ট ফ্রেন্ডের বিষয়টা চলে আসে, যে আমিই ওর বেস্ট ফ্রেন্ড এবং ও আমার বেস্ট ফ্রেন্ড। আমাদের বাইরে আর কেউ যেন ভিতরে আ না আসতে পারে। মানে ৩য় কোন ফ্রেন্ড যেন না হতে পারে। মানে আমাদের মনোভাবটা এমনই ছিল। একদম, একদম। তো দেখা গেছে যে, ওর সাথে ঝগড়াও হচ্ছে। ওর বাসাতে আমি রাত্রে গিয়ে থাকছিও এবং এমনও আছে যে, একটা বড় পরীক্ষার পরে ওর সাথেই কিন্তু বেড়াতে গিয়েছি।
জ্বী, আসলে <chuckles> ভালো বিষয় অবশ্যই। <chuckles> না, সেটা তো অবশ্যই। <smacks lips> না, বিষয়টা তো অবশ্যই ঠিক। <chuckles> হুঁ, হুঁ। <chuckles> না, বিষয়টা অনেকটা খুনসটিরও বলা যায়, হ্যাঁ। <chuckles> মানে বিষয়টা কিন্তু আসলে পরিবারের মতো হয়ে গেছে। এমন কিছু? হুম।
হ্যাঁ, হ্যাঁ, ও একদম পরিবারের মত। তো, ওর প কথা এবং ওর ও খুব সুন্দর ছবি আঁকতে পারত। ঠিক আছে? ও খুবই সুন্দর ছবি আঁকতে পারত। এখন আমি ওকে বলতাম কি? "তুই এই ধরনের ছবি না এঁকে, আমাকে একটা এমন একটা ছবি এঁকে দে, যেটা আসলে কেউ কাউকে দিবে না আর এই ছবিটা এঁকে।" তো ও করেছিল কি? <smacks lips> আপনার ওইযে ও, 'Little Mermaid' <smacks lips> এ Disney র যে প্রিন্সেস আছে না? যে 'Arial?' তো ওর ছবিটা আমাকে এঁকে দিয়েছিল। মানে ওটার সাথে যে 'Aurora' ছিল যে, মানে যে ডাইনি বুড়িটা ছিল। ঠিক আছে? সেই ছবিটা সে এঁকে দিয়েছিল। আমাকেও এবং হেসে, হেসে বলেছিল যে দেখ, "তোকে হয়তো কেউ অন্য ধরনের ছবি দিবে, যে হয়তো প্রকৃতির ছবি দিবে। হ্যাঁ, কিন্তু এই ছবি কিন্তু কেউ দিবে না। একটা ডাইনি বুড়ির ছবি তোকে কিন্তু, কেউ এঁকে দিবে না।" ওই
আচ্ছা। মানে মনে থাকবে আরকি, হ্যাঁ। হ্যাঁ, ছিলেন। হ্যাঁ। এঁকে দিয়েছিলেন, হ্যাঁ। আচ্ছা। <chuckles> বাট এমন কোন ছবি দিবে না। হ্যাঁ, হ্যাঁ। <laughs> না, না, বিষয়টা কিন্তু আসলে অনেকটা বলা যায় অন্যরকম। কারণ দেখা যাচ্ছে আপনার যে বান্ধবী ছিলেন, যিনি আসলে ছিলেন কিন্তু আপনার বেস্ট ফ্রেন্ড। তো সেক্ষেত্রে কিন্তু আসলে একটা ব্যাপার থাকে মানে, খুনসুটির ব্যাপার তো থাকেই। আবার দেখা যাচ্ছে আসলে যখন আসলে ৩য় কোন ব্যক্তি আসে, তো সেটাও কিন্তু আপনি বেশ মানে অপছন্দই করতেন। আর ছোট বয়সে এটা কিন্তু খুবই স্বাভাবিক। <chuckles> তো এটা তো খুবই স্বাভাবিক তো জ স্কুল জীবনে তো থাকে। তো সেক্ষেত্রে আসলে একটা ব্যাপার থাকে যে, আপনার বান্ধবীর কাছে আপনি এমন একটি জিনিস চেয়েছেন। যেটা আসলে কেউ কাউকে দেবে না। তো সেক্ষেত্রে আসলে সে 'Mermaid' নামক একটি, মানে কার্টুনের থেকে একটা ডাইনি ছবি এঁকে দিয়েছিলেন। তো বিষয়টা কিন্তু আসলে অন্যরকমই বলা যায় এবং বলা যেতে পারে যে, আপনার কাছে মনে রাখার মতো কিন্তু খুবই একটা সহজ বিষয়। তো এক্ষেত্রে আপনার কাছে একটা প্রশ্ন বলা যেতে পারে। দা স্কুল জীবনের কি কোনো এমন অভিজ্ঞতা আছে, যেটা আসলে আপনার জীবনে যে দৃষ্টিভঙ্গির ব্যাপারটা, এটা বদলে দিয়েছে?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। <smacks lips> হ্যাঁ, আমাদের দুজনের মধ্যেও মান অভিমান চলতোই। জি, জি। এ হ্যাঁ, হ্যাঁ।